হ্যাঁ, মানে ও ত্যাত প্রথমত ব্যাপারটা হচ্ছে কি? যে, ভয় লাগার পেছনে ১ম রিজন হচ্ছে গিটারের যে, তারগুলা আছে। হ্যাঁ? যে, প্রথমবার যখন গিটার হাতে নিছি, তখন তারগুলা যে, শক্ত! মানে, এত শক্ত তার কীভাবে করে হাত দিয়ে চেপে ধরে রাখে মানুষজন, এটাই আমি বুঝি না। পরে দিয়ে আদ এক যে, ভাইটা আসলে গিটার, যার গিটার ছিল, উনিই বলতেছিল যে, আ "একটু, একটু করে আসলে যখন কিনা তুমি প্র্যাকটিস করতে থাকবা, তখন হচ্ছে যে, তোমার হাতের মধ্যে এগুলো আর শক্ত তেমন একটা লাগবে না।" তো হ্যাঁ, ১ম, ১ম আসলে একটু কষ্টটা হবেই স্বাভাবিক। কষ্টটা আসলে মেনে নিতেই হবে। তো ভয় পাওয়াটাও স্বাভাবিক। কিন্তু আসলে ঐ যে, বলে না? যে, আ "ভয়ের আগেই হচ্ছে জয়।" তো ভয়কে, ভয়কে জয় করতে হবে। ভয়কে জয় করে আসলে যতটুকু পারা যায়, শেখার দিকে আগায় যাওয়া
জি, অবশ্যই। একদম। <chuckles> জি। জি, অবশ্যই। লাগবে না। অবশ্যই। জি, অবশ্যই। একদম। মানে সুন্দর করেই বললেন যে, আসলে ভয়কে জয় করতেই হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে, আ ভয় ছিল আপনার ওইযে, গিটার তারগুলো অনেক শক্ত, তো দ্বিধা লেগেছিল। তারপর ওটা শিখেছেন বা শুরু করেছেন যে, পরবর্তীতে যেন ইগো হয়ে গেছে। তো আপনি বললেন যে, বিভিন্ন ধরনের ভিডিও দেখেন। তো সেক্ষেত্রে কি আপনি অনলাইন কোনো কোর্স নিয়েছিলেন বা না YouTube দেখে শেখা হয়?
আ হ্যাঁ। আচ্ছা, অনলাইন কোর্স ভাই পাইছিলাম একজন, এক ভদ্রলোকে Facebook এর মধ্যে অনলাইন কোর্স বেচতেছিল। "৩০ দিনে গিটার শিখুন।" তো <chuckles> আমি ভাবছিলাম যে, এটা তো ব্যাপারটা তো সহজ। "আচ্ছা ঠিক আছে, ৩০ দিনে যেহেতু গিটার শিখিয়ে ফেলব।" আ ভদ্রলোকের নামও আমার মনে আছে। হ্যাঁ? ভদ্রলোকের নামও মনে আছে। এই ভদ্রলোক হচ্ছে যে, মোটামুটি হচ্ছে যে, সব জায়গায় এরকম কিছু কোর্স বেঁচে ব্যা বেড়ায়। তো উনি "৩০ দিনে গিটার শিখুন।" এরকম একটা কোর্স এ করছিল। মাত্র ৳১০০ টাকা। এখন আমি বললাম যে, ৳১০০ টা টাকাই তো। তো যাই হোক, কিছু তো শিখা যাবে, যাই হোক, অ্যা কিছু তো জানা যাবে। তো আমি কোর্সটা কিনছি, কোর্সটা কিনার পরে আসলে বুঝলাম যে, আমি শুধুমাত্র গিটারের তারের নামগুলো জানতে পারছি। আর হচ্ছে যে, স্কেল কোনগুলা? মানে হালকা-পাতলা ৳১০০ টাকার ইনফরমেশনই আমাকে দিছে। বেশি টাকার ইনফরমেশন দেয়নি। সে
জি, অবশ্যই। একদম। <clears throat> খুব সহজেই হয়ে যাচ্ছে। বুঝতে পেরছি। একদম। কিছুতো শিখা যাবে, হ্যাঁ। জি, অবশ্যই। বুঝতে পেরেছি। বেশ কাজেও এসেছে আপনার <chuckles> যে, ৳১০০ টাকায় যতটুক শেখা যায় আরকি। যেমন <chuckles> জি। এ বেশ
অ্যা হ্যাঁ, ওটা কাজে এসেছে। হ্যাঁ, যতটুকু, যতটুকু শেখা যায়। শেখা যায়, এরকম কোর্সগুলো করা, এরকম ১ টা ২ টা কোর্স পাইছিলাম। আর কিছু ফ্রি কোর্স, লেসন ভিডিও তো আছেই। সবগুলো মিলাই শিখতেছি আরকি।
জি, অবশ্যই। একদম।